একদমই। অ্যান্ড মানে মজার জিনিসটা হলো কি যে, সে না ১ম এ না আমরা আমরা দেখছি। মানে ও যে ঢুকে খুলেছে যে গেটটা দিয়ে ঢোকার পরে, হাতের ডানে গেলে হচ্ছে গিয়ে ওই ফ্রেন্ড এর মানে ওই ওয়াশরুমটা পড়ে, কমন ওয়াশরুম যেটা ওরা শেয়ার করে। সেই ওয়াশরুমটা পড়ে। তো ও ঠিকই বের হয়ে মানে ঢুকে গিয়েছে। এখন ও কথা বলছিল। ও বলছে যে, "কে আছে কলে?" ও বলল, "এ আছে।" কিন্তু সে কিন্তু তখন পর্যন্ত জানায়নি যে ওর সাথে কিন্তু কয়েকজন অতিথিও আছে। তারা হয়তো ওই যে ব বাহিরে জুতো ঠিক করে রাখছে বা কিছু, হ্যা? ফ্ল্যাটের বাইরে। <chuckles>
আচ্ছা। হুম। আচ্ছা। অর্থাৎ, এ তখনো তারা রুমের ভেতরে প্রবেশ করে পারেনি বা আসলে হ্যাঁ।
না, না তখনও ঢোকেনি। <chuckles> তো সেক্ষেত্রে দেখলাম কি যে, সে বলল, "আরে কি অবস্থা?" তো তার ফোনটা ওর হাতে ধরিয়ে দিল। সে ঐ অবস্থায় কথা বলছে যে কোনো তো সমস্যা নেই। ছেলে ছেলেরা কথা বলছে। এখন এই মুহূর্তটাতে যখন ও দেখতে পেল যে, অতিথিগুলো মাত্র ঢুকেছে, হ্যা? ওর চেহারার যে reaction টা পুরোটা বদলে গেলো। ও দেখলাম যে, আমায় আমি ফ কলে আছি আমাকে ওই ফোনটা সহ করে ও দৌড় দিয়ে ও রুমের ভেতরে ঢুকে যেয়ে চিল্লাচিল্লি করছে যে, এইরকম লোক আসছে তুই বললি না কেনো? হ্যাঁ? তো এই যে একটা <chuckles>
হুম। আচ্ছা। হুম। <chuckles> আচ্ছা। হ্যাঁ। আচ্ছা এবং এটা কিন্তু খুব বিব্রতকর এবং আসলে খুব মজার একটা ঘটনা। যেমন আপনি কিন্তু পুরো ঘটনাটারই সাক্ষী। যে দেখা যাচ্ছে সেই কোথায় বাংলাদেশ এবং কোথায় আ ভিয়েতনাম। কিন্তু অ দেখা যাচ্ছে আপনার সেই বন্ধুদের, আ যেমন আমাদের ক্ষেত্রে যেটা হয় এরকম ঘটনা, আসলে আমাদের বন্ধুদের সঙ্গেও কিন্তু হওয়া সম্ভব। তো সেই ক্ষেত্রে আপনি দেখা যাচ্ছে যে, একটা প্রযুক্তির মাধ্যমে হোক বা যে কারণেই হোক সেই একই বন্ধুত্ব বা একই দুষ্টমি আ সেটা কিন্তু এতটা দূরে বসেও, সেই সম্পর্কটা বা সেই ব্যাপারটা উপভোগ করলেন। খুবই চমৎকার এবং খুব মজার একটা ঘটনার কথা বললেন। তবে যেমনটি বলছিলেন যে, আ আসলে সময়ের একটা পরিবর্তন বা দেখা যাচ্ছে, সময়ে সেখানে আলাদা, দেশে আলাদা। তো এটা নিয়াই এই যে, আ যোগাযোগ রক্ষা বা দেখা যাচ্ছে গেম খেলার কথা তো বললেন যে, একটা সময় আপনারা ঠিক করে নিন। তো সেই ক্ষেত্রে এই যে ঘনিষ্ঠতা রক্ষা বা যোগাযোগ রক্ষা করা, কথা বলা, এটা কিভাবে ঠিক করেন?
হ্যা, রাইট, রাইট। <chuckles> হুম, হুম। ভিয়েতনাম, রাইট। <chuckles> হু, হু। একদমই। রাইট। হু, হু। হ্যাঁ। রাইট, রাইট। হুম, হুম। <giggles> হুম। হু, হু।